হ্যাঁ, আপনি একদমই ঠিক বলেছেন। তবে আম আ সমাজ আসলে সমাজ ব সমাজ আসলে কি? সমাজ হচ্ছে হলো আমার মনে হয় আপনি এবং আপনার চারপাশের মানুষ। এরাই তো সমাজ এখন আসলে কিন্তু এখনকার আ মানে এই মানুষগুলোই কিন্তু এখন কিছুটা মানে আসলে যে যার, যার মতো থাকছে। আ কেমন যেন একটু আলাদা, আলাদা বিক্ষিপ্তভাবে থাকছে। আমার মানে এই ব্যাপারটাতে আমি একটু চিন্তিত যে, সমাজের যেই আ ম আ সমাজে সবাই একত্রিত থাকার যেই ব্যাপারটা বা সবার যোগাযোগের যে ব্যাপারটা, আমার মনে হয় সেটা কিছুটা কমে গেছে।
হুম, হুম। একদম, একদম। হু, হু। হু।